আসলেই। আ এটা শুনেও কিন্তু ভালো লাগছে যে, আপনি এখনো ওই যে, একটু চেষ্টা করেন যে মাঝে, মাঝে নিজেই একটু বানায়ে খাওয়ার, এইটাও এটুক কিন্তু সুন্দর। আচ্ছা কিন্তু হ্যাঁ এটা এটা আসলেই একটা চিন্তার বিষয় যে, এখন অনেক কিছুই আছে যে, ওই আগের স্বাদটা আগের মত পাওয়া যায় না। এটা আসলেই খুব দুর্ভাগ্যের। আচ্ছা, আপনার কাছে কি কোন মানে এগ আ বিশেষ ছুটির দিনে আপনি কিছু করেন, যেটা এখনো আসলে, সেই ছোটবেলা থেকে আপনি ধরে রাখছেন? যে অনেকে থাকে যে দেখা যায়, আ কোন একটা বিশেষ রান্না করে খায়, অনেকে আছে যে আ মা ইয়া মামাবাড়ি বা কোথাও একটা কিছু খেয়েছে, ঐটাই আবার চেষ্টা করে যে ১ মাসে একবার হলেও রান্না করার। এমন কিছু কি করেন আপনি?
জ্বী। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। জ্বী। হুম। আচ্ছা। অ্যা এমন কিছু করি, কিন্তু খুব কম করা হয়। উম সত্যি কথা বলতে। আ মাটির চুলা রান মাটির চুলা তো নাই এখন, এটা, দুর্লভ হয়ে গেছে। অ্যা ঠিক আছে? মাটির চুলার সাথে রান্না সুতরাং গ্রামেও দেখা যায় না, গ্রামেও এখন দে গ্রামের মানুষ এখন শহরের থেকে আরও সৌখিনভাবে চলাফেরা করে, আমার যা মনে হয়। <chuckles> ঠিক আছে? আ খুব সুন্দর করে নিজের শখ করে একটা বাড়ি বানায়। আ চুলা থাকে, সবকিছু থাকে। এখন গ্রাম আর ওই ওই জিনিস নাই। যে টিনের চাল, মাটির চুলা, ওরকম আর আগের মত নাই। এখন অনেক কিছু পরিবর্তন হইছে। টাকা-পয়সা ওখানে ঢুকছে <scoffs> আরকি অ্যা তো এরকম আরেকটা অবস্থা হয়ে গেছে। তো হ্যাঁ! আপনার মনে করেন যে মাঝে, মাঝে আপনার তৈরি করা হয়, যেমন বিশেষ করে আপনার, এক ধরনের আমরা খেজুরের রস দিয়ে এক ধরণের শরবত খেতাম। আ ওটা আপনার হচ্ছেন অ্যা ওটা আপনার সাধারণত শীতকালে, মাঝে মধ্যে খাওয়া হয়। ওটা হচ্ছে গিয়ে আপনার দুধ, খেজুরের রস, তারপরে খেজুর আ এইগুলা mix করে খাওয়া হত। দুধ আ খেজুর আর বাদাম। Mix করা হয়, আপনার ঠিক আছে হ্যাঁ, এটা এটা দিয়ে আপনি মনে করেন যে blend করা হয় এবং এটা বেশ অনেক মজার হয়। এটাতে চিনি sugar লাগে না।
আচ্ছা, আচ্ছা। একদমই নাই। হুম, হুম। গ্রামেও দেখা যায় না। হুম। <laughs> আচ্ছা। হুম। জ্বী, জ্বী, জ্বী। ওই জিনিস নাই। আগের মত নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম। আচ্ছা। আচ্ছা, দুধ, খেজুরের রস, আর খেজুর, এগুলো সবকিছু mix করা হয়। আচ্ছা। ও বাদামও ব্যবহার করেন! আচ্ছা, আচ্ছা। এ এ এটা কি পায়েসের মতো দেখতে হয় কিছুটা?
এটা আপনার মনে করেন যে অ্যা অ্যা আ juice থাকে না? juice এর মতো। এটা shake এক ধরনের বলতে পারেন, যেমন milk shake, ওরকম টাইপের, ঠিক আছে? এটাও দু দুধ জাতীয় item হ্যাঁ।
জ্বী, জ্বী, জ্বী। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। মানে আম জ্বী, জ্বী, জ্বী, জ্বী মানে, একদমই মিহি করে মিশানো হয়। একটু হয়তো ঘন হয় খেতে ভালোই লাগে। তাই তো? জ্বী, জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। না এ এ এটা শুনেও কিন্তু খুব মনে হচ্ছে যে, জিনিসটা আসলেই খুব সুস্বাদু হবে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে, ওই আগের দিনগুলা বেশি সুন্দর, নাকি এখনকার সময়কার, যে স আপনি সময়টা অতিবাহিত করছেন, এটা বেশি সুন্দর?
হ্যাঁ, হ্যাঁ। একটু ঘন হয়। খেতে ভালো লাগে। অনেক tasty হয় এটা। জ্বী। জ্বী।